এই তো খুবই ভালো আছি। আচ্ছা আমরা তো আজকাল হচ্ছে কি বলবো অনেক বেশি সোশ্যাল মিডিয়ার মধ্যে অ্যাডিক্টেড এর মত কাজ করে তাই না?
জ্বী, জ্বী। হু, হু।
আচ্ছা। কিন্তু যখন সোশ্যাল মিডিয়াতে ইউস করি আমি ব্যক্তিগতভাবে কি করে জানেন? সোশ্যাল মিডিয়াতে ইউস করার সময় বিভিন্ন রকমের রিলস গুলা একটু দেক বিশেষ সময় কাটানো হয় আরকি রিলসের মধ্যে। ওই তখন হচ্ছে বিভিন্ন রকমের হচ্ছে দেখেন সোশ্যাল মিডিয়াতে কি হয় মুভিদের কিন্তু কি থাকে? ক্লিপস গুলা কিন্তু চইলা আসে। মিউজিক ভিডিও ক্লিপস গুলা কিন্তু চলে আসে। আমরা কিন্তু ওগুলোও দেখতে পারি। তাই না?
হু, হু। হুম।